আসলে অন্যের সাহায্য বলতে কি। অন্য কেউ তো আসলে আমার কাজটা করে দিবে না। আমার কাজটা আমাকেই করতে হবে, হ্যাঁ? তবে অন্যের যদি সহানুভূতি থাকে যে চলার পথে ব্যর্থতার সময় যদি আমাকে পাশ থেকে যদি কেউ বলে। যে তোমার মানে দুশ্চিন্তা করার কিছু নেই, আমি জানি যে তুমি এই বিষয়টা যেকোনোভাবেই হোক করে ফেলতে পারবে। তুমি শুধুমাত্র চেষ্টা করো। লেগে থাকো। হ্যাঁ? তো এইভাবে যদি কেউ পাশ থেকে যদি একটু সাহস জুগিয়ে যায়, এইটা অনেক ভালো হতে পারে। সেইটা পরিবার থেকে আসতে পারে, বন্ধুর কাছ থেকে আসতে পারে, নিজের সবচেয়ে প্রিয় মানুষটার কাছ থেকে আসতে পারে। হ্যাঁ? তো এইগুলা যদি একটু মানে যদি কারো পক্ষে যদি আসলে মানে কেউ যদি ভাগ্যবান হয়, অ্যাঁ তবে এই বিষয়গুলা কিন্তু তার জন্য অনেক বেশি আসলে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করি।
অবশ্যই। ঠিকই বলেছেন আপনি। তবে এই যে ব্যর্থতা থেকে উঠে আসার ক্ষেত্রে, আসলে আপনি মানে ঠিক কিভাবে প্রস্তুতিটার জার্নি টা কিরকম হয়? আপনার আসলে আপনি ঠিক প্রস্তুতিগুলো কিভাবে নেন? যদি একটু বলতেন।
হু, আসলে ব্যর্থতা থেকে আসলে উঠে আসার জন্য প্রস্তুতির ব্যাপারটা হচ্ছে হলো, যে আমি আমার যে লক্ষ্যটা হ্যাঁ? সেটাকে একটু ১ম এ হচ্ছে হল যে ব্যর্থতার কারণগুলা পর্যালোচনা করি। <swallows> এরপরে হচ্ছে হলো যে আমার যে লক্ষ্যটা সেইটা আসলে আমি ঠিক করি। যে লক্ষ্যটা মানে আবার যদি পুনর্বিবেচনা করার চেষ্টা করি, যে যেই লক্ষ্যটা আমি অর্জন করতে চাচ্ছি এইটা আমার জন্য আসলে বাস্তবসম্মত কিনা হ্যাঁ? এ দেখা গেল যে হয়তো আমি মানে অ্যাঁ মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়িনি, হ্যাঁ? কিন্তু আমি বিল্ডিং বানানোর লক্ষ্য নিয়ে নিলাম, যে আমি মানে আ মানে সিভিল ইঞ্জিনিয়ার রা যেমন বিভিন্ন ধরনের বিল্ডিং বা কনস্ট্রাকশন এর কাজকর্ম করে সেই ধরণের লক্ষ্য নিয়ে নিলাম। সেইটা তো আসলে কিছুটা অবাস্তব। তাই না? <smacks lips> এই ধরনের কোন পড়াশোনা না জানা লোকের ক্ষেত্রে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে একটু বাস্তবিকভাবে
বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। এটা ঠিক। মানে আসলে বাস্তবিকভাবে আপনার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন বুঝতে পেরেছি। তো এই যে আপনার আ ব্যর্থতার ক্ষেত্রে আপনি যখন ব্যর্থতা থেকে উঠে আসার বিষয়ে যে আপনি ধরেন, এমন কোন ব্যর্থতার অভিজ্ঞতা হয়েছে? যেটা হয়তোবা আপনার মধ্যে অনেক ভালো কিছু পরিবর্তন এনেছে। সেটা হতে পারে আপনার সীমাবদ্ধতা, ধৈর্য বা নিজের ভেতরে যে কতটুকু অ্যাঁ কর্মক্ষমতা আছে সেটা বোঝার ক্ষমতা দিয়েছে।